<chuckles> আসলে এরকম কোনো রুল-টুল আমি ফলো করি না। কারণ আসলে বিশেষ ক্ষেত্রে অ্যা যেটা দেখা যায় আরকি, আ অনেক সময় আ জরুরি, জরুরি কিছু নোটিফিকেশন আছে। যেমন ধরেন আমি যেখানে কাজ করতেছি, অফিসের কিছু ই-মেইল, সেগুলা হয়তো চলে আসতেই পারে। অ্যা যেগুলার আসলে আমার মানে অ্যা রেসপন্ড করা বা আমার রিপ্লাই দেওয়াটা খুবই জরুরি। তো তখন আমি যেটা চেষ্টা করি, সেটা আসলে এই যে, ফোন নোটিফিকেশন যখন আমি বন্ধ করে রাখি বা সাইলেন্ট করে রাখি, তখন সেগুলা কিন্তু দেখা হয়ে উঠে না। তো যেটা আমি চেষ্টা করি যে, আগে ই-মেইলটা চেক করে নিই। যে, আমার ই-মেইলে কেউ মানে কোনো ই-মেইল আসছে কিনা? সেটা জরুরি হোক বা কোনো জায়গা থেকে হোক হ্যাঁ, ১ম প্রায়োরিটি টা, <chuckles> আমি ওইটা তে হ্যাঁ, প্রায়োরিটি করার চেষ্টা করি যে, আমার এই যে, ই-মেইলে কিছু আসছে কিনা? পরবর্তীতে অনেক সময় তো দেখা যায় যে, অ্যা বন্ধু-বান্ধব বা আ পরিবার থেকে বিভিন্ন সময় কল চলে আসে। তো এক্ষেত্রেও আমি যেটা করি যে, এ যদি কল আসে, তাহলে কিন্তু আমি অ্যা যখনই সময় পাই, এমন না? যে, আমি এলা আসলে কাজ শেষ, মানে কাজ ফেলে রেখে মানে ফোন নিয়ে এভাবে সময়টা ব্যয় করতেসি। আমি চেষ্টা করি যে, কাজের, মানে কিছু অংশ কমপ্লিট করে, এই এ মানে ৫-১০ মিনিট বিরতি নিয়ে এই যে, যে, আমাকে কল দিছে বা যে, আমাকে খুঁজতেছে, তাকে আমি কল দিয়ে বলি আরকি যে, মানে, "আমি এখন ব্যস্ত আছি, আমি পরে যখন সময় পাব, তখন আমি মানে আপনাকে" বা এই যে, পরিবার হোক বা বন্ধু হোক, আ তাদেরকে সময় দিব। তো এভাবে তো করে তাদেরকে আমি বলে রাখি আরকি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। হু, হু, হুম। আচ্ছা। তাহলে ১ম প্রায় হ্যাঁ। ১ম প্রায়োরিটি হলো, আপনি একটা প্রায়োরিটি সেটিং ধরে আগান। বুঝতে পেরেছি। জি। হু, হুম। জি। হু, হুম। জি। কোনো না কোনোভাবে উনার সঙ্গে কমিউনিকেট টা করে রাখলেন যে, "এখন কল করতে, কথা বলতে পারছি না। কিন্তু আমি কিচ একটু পরে হয়তো, এর কথা বলে নিব যখন আমার ফ্রি টাইম হবে" বা আপনার ২ জনেরই ফ্রি টাইম একটা হবে, "তখন আমরা কথা বলে নিব।" হ্যাঁ, এটা খুব ভালো পদ্ধতি। আচ্ছা হ্যাঁ, তারপর? বলতে থাকেন প্লিজ।
জি, জি। একদমই। জি, জি। এই যে, ও তারপর আসলে যেটা হয় আরকি যে, মাঝেমধ্যে দেখা যায় যে, হঠাৎ, হঠাৎ পরিবার থেকে মানে কল দিতেই থাকে। সেটা আসলে মাঝে-মধ্যে হয়ে থাকে না? যে, কিছু পরিস্থিতি যেটা, মানে আমার আসলে রেসপন্ড না করলেই না। হয়তো তারা আমার মতামত জানতে চাচ্ছে বা দেখা যায় কোনো একটা আ জরুরি পরিস্থিতিও হইতে পারে, আ যেখানে আমার জন্য বা আমার থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে যেটা করি আসলে, আ সেটা তো সচরাচর তেমন একটা হয় না বা যখন হয়, তখন আমি চেষ্টা করি যে, আমি যেখানেই থাকি না কেন? আ ও যেটা আসলে বেশিরভাগ সময় অফিসেই থাকা হয়। তো আমি আসলে চেষ্টা করি যে, আমার যিনি উর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আ তাকে আমি বলি যে, "আমার কিন্তু এখন বাড়িতে যেতে হবে বা আমার কিছুটা সময় লাগবে যে, এই বিষয়টা বা এই পরিস্থিতিটা একটু সামলে নেওয়ার।" তো তাকে আসলে বিষয়টা খুলে বলার চেষ্টা করি এবং তিনি আসলে একটু মানে আ সমর্থন দেন যে, "সমস্যা নাই। আ যে, কাজটা করতেসো, সেটা তুমি গুছিয়ে নিয়ে পরবর্তীতে তুমি আ এই যে, তোমার কাজটা সামলে আসো।"
জি। <chuckles> হ্যাঁ। জি, জি, জি, জি। কোনো একটা জরুরি কিছু হয়তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ। জি। হু, হুম। আচ্ছা। হুম। তাহলে আপনার অফিসও আপনাকে এসব ব্যাপারে ভালো সমর্থন দিচ্ছেন। এটাও তো কিন্তু সহজ ব্যাপার নয়।
জি, জি। এর সমর্থনটা দেয়। <chuckles> আসলেই। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু
অফিসে এবং নিজের বস যদি এই সাহায্যটা করেন, অ্যা ওনারও তো আসলে পরিবারের অংশ হয়ে যায় আস্তে, আস্তে। মানে দিনের তো একটা এত সময় অ্যা অফিসে কাটানো হয়, আম অ্যা তাহলে ওরাও কিন্তু একটা বড় পার্ট আসলে জীবনের।
একদমই। <chuckles> জি, জি।